তারা কিন্তু এটা ব্যবহার করে ভালো একটা revenue generate করতে পারতেছে তারা একটা সুবিধা নিচ্ছে আর কিন্তু ক্ষতি হচ্ছে দেখেন যে, আমাদের গোপনীয়তা বলে কিছু থাকছে না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম আসলে গোপনীয়তা আমাদের মানে প্রতিনিয়ত আমাদের কিন্তু ডাটা চুরি হচ্ছে কিন্তু ভাই। এই যে, ডাটা গুলো দিয়ে কিন্তু তারা কি, কি মার্কেটিক মার্কেটিং বিজনেস করতেছে? তো কি হচ্ছে এইজন্য কিন্তু তারা বিজনেসের বিভিন্ন শাখায় যখন আমাদের তথ্যগুলো দিছে আমাদের সেই নাম্বার বা আইডি অনুযায়ী আমাদের সেগুলো কিন্তু পৌঁছায় যাচ্ছে। তো এটা মানে এমন হয়ে গেছে ভাই আপনার যদি কিছু মানে বর্তমান তো ভাই আমার খুব ভয়ই লাগে। আসলে একটা মানুষের পার্সোনাল কিছু থাকতেই পারে ভাই। অনেক পার্সোনাল বিষয় বা ছবি-টবি থেকে শুরু করে ফাইল অনেক কিছু কিন্তু থাকে। তো বর্তমানে যে, হারে মানে ডাটা তু মানে চুরি হচ্ছে তথ্য গুলো চুরি হচ্ছে, তবে সব মিলায় মনে হচ্ছে ভাই আসলে এটা আমাদের সামনে খুব ক্ষতি ডেকে আনবে। কারণ আপনার অজান্তেই আপনার আইডি কার্ড হোক বা আপনার ছবি দিয়ে কিন্তু মানে সে চাইলে ইউস করতে পারতেছে। সে বিভিন্ন কাজে ইউস করতে পারতেছে। হয়তোবা ইন্টারন্যাশনাল কোনো কাজে ব্যবহার করলো খারাপ কাজে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হলাম তো এইটা ম উম হু, হু।
উম আমাদের। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এ, এ এবার উম হ্যাঁ। এবং কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় দেখবেন যে, আমাদের এই জাতীয় পরিচয়পত্র বলেন পাসপোর্ট দিয়ে। এরা কিন্তু কুন এরা কিন্তু আপনারা কিছু, কিছু সময় দেখবেন যে, এ কোন ক্রাইম ও করতে পারে।
জি, জি, জি, জি।